হ্যা, হ্যা। ঠিক ভাই। আপনার কথার সাথে আমি একদম পরিপূর্ণভাবেই একমত আসলে। আসলে পরিবেশ রক্ষা করতে কিন্তু আমাদের প্রযুক্তি অনেকভাবেই কিন্তু, আমাদেরকে সাহায্য, সহযোগিতা করতে পারে। তাই না? আমাদের সাধারণ মানুষও সেটা নিয়ে, কিছু, কিছু মানুষ এটা নিয়ে কাজ করছে, যেরকম আপনি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে জমির উর জমিতে যে ফসল ফলানোর জন্য অত্যাধুনিক যেই মেশিন, ট্রাক্টরগুলা ব্যবহার করছে, এগুলা কিন্তু জমির ফসলকে আরো বাড়িয়ে তুলছে কিন্তু, ফসলের পরিমাণ। উ ফসলের উৎপাদন পরিমাণ। তো এই জিনিসটা খুবই ইতিবাচক একটা দিক, আমাদের ‍আ জীবনে। আর হচ্ছে যে এই যে ধরেন, প্রযুক্তি আসলে অনেকভাবেই কিন্তু আমাদেরকে সহজ সহজ সাহায্য, সহযোগিতা করছে পরিবেশ রক্ষার্থে। যেমন একটা জিনিস চিন্তা করেন যে এই যে গাছ, গাছের যেই আ ষাঁড় দেওয়া গাছকে, আরো পো পাকাপোক্তভাবে অধিক ফসল ফলানোর যে একটা প্রক্রিয়া, এটাও কিন্তু আমরা এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু করতে পারছি ভাই। তাই না? আবার দেখেন যে আমা আমার আমাদের যে মজুত করে রাখা এই যে গাছ থেকে ফল, শাকসবজি, তরিতরকারি এগুলা মজুত করে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এগুলা কিন্তু আমরা আহার করতে পারি, ভোগ করতে পারি। এটা কিন্তু স স্বাভাবিক হতো না বা এটা কিন্তু মানে পসিবল হতো না, সম্ভব হত না। যদি না আমাদের প্রযুক্তি, আমাদের সহায়ক না হতো আরকি। আপনি কি কি মনে করেন ভাই? আপনি কি আমার কথার সাথে একমত?
জি, জি। হুম, হুম। হুম, হুম। হু, হু, জি। জি, জি। হুম, হুম। জি। জি একদম ঠিক। হ্যা। হুম, হুম। হু, হু। একদম ঠিক বলেছেন। হুম, হুম। জি, একদম ঠিক বলেছেন। একদম একদম ঠিক বলেছেন ভাই। আপনার সাথে আমি একমত এবং প্রযুক্তি ব্যবহারের ফলে কিন্তু আমরা এই যে, প্রজ আ আপনার পরিবেশের যে রক্ষা, এটাকে কিন্তু আমরা সহজ করে তুলতে পারি। যেমন ধরুন এই যে আপনার স্মার্ট, আ যে বিষয়গুলো আছে, আ সেগুলো যদি ব্যবহার করি বর্জ্য ব্যবস্থাপনার জন্য, বর্জ্যটা কিন্তু খুব আ খুব বেশি একাবে এই এই পরিবেশ মানে, পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এবং আপনার এখন আ স যেমন পরিবেশ বান্ধব সো আ সোলার প্যানেল যেটা কিন্তু দেখবেন, এটাও কিন্তু ব্যবহার করা যায়। আবার মনে করেন যে বিভিন্ন কিন্তু প্লাটফর্ম, YouTube, বিভিন্ন ইয়ে থেকে কিন্তু আমরা পরিবেশে কিভাবে রক্ষা করতে পারি? সে বিষয়ে কিন্তু সহজে জানতে পারি। এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করি বিভিন্ন জায়গাতে। একটা জায়গায় দেখলাম আসলে আ সেটা সম্ভবত একটু বড় কোনো নদীতে কি জানি? আ এমন একটা মানে ডিভাইস বসিয়েছে, যে এই যে আমরা আ অনেক সময় পুকুরের মধ্যে বা নদীর মধ্যে দেখি না পলিথিন থাকে? সেটিকে আসলে অটোমেটিক টেনে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা প্রযুক্তির ব্যবহারে কিন্তু, এই কাজগুলোকে সহজ করে তুলতে পারি।
হ্যা, হ্যা, হ্যা। হ্যা। হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যা। হ্যা। হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা। হ্যা। হ্যা। হ্যা। হ্যা, হ্যা, হ্যা।